আমি আসলে বেশ কিছুদিন ধরে খুব মানসিক ও আর্থিক চাপের ভেতর দিয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না এখন আসলে এই মুহূর্তে কী করা উচিত আমার?
হুম। হুম।
আম দিনকে দিন হতাশা এ্যা হতাশার একটা অন্ধকার যেন ঘিরে রেখেছে আমাকে। আমি হতাশার কালো সমুদ্রে প্রতিদিন তলিয়ে যাচ্ছি।
হুম। আ
তো এই মানসিক অবস্থায় কেউ যদি আমাকে একটু ভালো পরামর্শ দিত বা আমাকে একটু গাইড করত তাহলে আমার জন্য খুবই উপকার হত।
হুম। হুম। হুম। হুম, আসলে আপনি আ মানসিকভাবে হয়তো ভেঙে পড়েছেন। কোন একটা বিষয় নিয়ে সেটা বললেন। তো আ শুনে খুবই খারাপ লাগলো। তো আপনি বিষয়টা যদি আরেকটু খুলে বলতেন যে আসলে আ কেন এবং আসলে কবে থেকে আসলে সে আ সেটা আসলে শুরু হয়েছে সেটা যদি একটু আসলে বিস্তারিত বলেন।
আসলে সমস্যাটা মোটামুটি আ ৩ থেকে ৩.৫ মাস মাসের আরকি। মানে ৩ থেকে ৩.৫ মাস আগে শুরু হয়েছে। তো আমি শুরু থেকে বলি আপনাকে আ আসলে আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। হ্যাঁ? তো দেখা যাচ্ছে এখানে টিউশন ফি বা হাবিজাবি নানা পদের অনেক ধরনের খরচ ওদের। তো এখানে বড় একটা টাকা আমাদের আ পরিবার থেকে ব্যয় করতে হয়। তো আগে মোটামুটি সব ঠিকই ছিল। তেমন কোন ঝামেলা ছিল না। কিন্তু সমস্যা হয় তখনই যখন আ আমার বাবা আসলে স্ট্রোক করেন। হ্যাঁ? তো দেখা যায় যে
হুম। হুম। হুম। হুম। হুম। আচ্ছা।
এখন আসলে তিনি তো কাজ করতে পারেন না। তিনি সরকারি চাকরি করতেন। তো এখন তার পক্ষে আসলে সেটা করা সম্ভব না। তবে আ এ্যা সরকারি নিয়ম অনুসারে তাকে তিন আ তিন তাকে মানে মূল বেতনটা দেয়া হচ্ছে আরকি। হ্যাঁ? জাস্ট বা মূল বেতনটাই দেয়া হচ্ছে। কিন্তু অন্যান্য যে বাড়তি টাকাগুলো তিনি পেতেন, যে বাড়ি ভাড়া, খাবার খরচ এসকল নিয়ে আসলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা তিনি পেতেন। কিন্তু সেটা আসলে পাচ্ছেন না। কেবল আ মূল বেতনটা নিতে হচ্ছে। তো এখানে আসলে দেখা যাচ্ছে আমাদের ইনকামটা অনেকটাই কমে গিয়েছে। আবার
হুম। হুম। হু, হু। হুম। হুম।
আমাদের যে স আ আ একটা বা যেহেতু আমার বাবার একটা অসুস্থতার ভেতর দিয়ে গিয়েছেন, তো দেখা যাচ্ছে যে মানে তার আ সুস্থতার জন্য মানে তার ট্রিটমেন্ট এর জন্য। আ প্রতিমাসে বড় একটা অংশের পয়সা খরচ করতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে, এগুলো নিয়ে আসলে আমাদের আ পরিবার খুব একটা মানে ভালো নেই আসলে। আমরা খুব আর্থিক একটা চাপের ভেতর দিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে সমস্যাটা। আমাদের একটা সুবিধা আছে যে আমরা বাড়ি ভাড়া পাই প্রতি মাসে, হ্যাঁ? আর সেখান থেকে অ্যা কিছুটা উপকার হয়তো হচ্ছে। কিন্তু দিনশেষে দেখা যাচ্ছে যে, আসলে আমরা কুলিয়ে উঠতে পারছি না। আমাদের যে আগে সেভিংস ছিল সেখান থেকে মানে পয়সার টান পড়ছে প্রচুর। তো বুঝতে পারছি না আসলে কি করব। এভাবে যদি চলে তাহলে দেখা যাবে যে
হুম, হুম। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। হুম। হুম। হুম, হুম। হুম।
আমরা কয়েক মাস পরে আসলে টিকে থাকতে পারব না সমাজে। তো খুব খারাপ একটা সময়ের ভেতর দিয়ে চলেছি আমরা সবাই। তো এখন কি করব? এটা যদি আপনি আমাকে একটু খুলে বলতেন। খুব ভালো হতো আমার জন্য আসলে।
হুম। উহুম। আসলে শুনে খুবই খারাপ লাগছে যে, আপনার বাবা হয়তো অসুস্থ হওয়ার পর থেকে আপনাদের পরিবারে আর্থিক যে চাপটা সেটা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে এবং তার ফলেই হয়তো আপনার বা আপনাদের আসলে যে দুশ্চিন্তার বিষয়টা। তো আমি যদি বলি যে, আসলে এখন কি আপনাদের পরিবারে আর কোন উপার্জনক্ষম ব্যক্তি আছে কিনা সেটা যদি একটু বলেন এবং আ আপনি আসলে বললেন যে, আসলে বাড়ি ভাড়াটা আসছে। তো আসলে সেখান থেকে আসলে কি পরিমাণ অর্থ আসছে এবং আসলে আপনার আ পরিবারের আ বর্তমানে আসলে আর্থিক ব্যয়টা কেমন? সেটা সম্পর্কে যদি আসলে একটু বিস্তারিত বলতেন তো আ বিষয়টা আমার হয়তো একটু উস বুঝতে সুবিধা হতো এবং হয়তো আপনাকে কিছু সঠিক পরামর্শ দিতে পারতাম।
আচ্ছা, আহ আমাদের পরিবারে আমার আ বাবাই ছিলেন উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি। আমরা যে বাসা ভাড়াটা পাই আ সেটাও আসলে আ তা তিনি নির্মাণ করেছেন। বাসাটা তিনি তৈরি করেছিলেন তার আ টাকা-পয়সা দিয়ে উপা মানে সঞ্চয়কৃত কিছু টাকা দিয়ে। তো আমাদের আ যেহেতু আব্বুর একটা খরচ আছে বা আমার নিজের কিছু খরচ আছে। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে আমাদের আসলে প্রত্যেক মাসে আ 50+ আসলে আমাদের খরচ হচ্ছে। খুব আমি খুব কম অ্যামাউন্টই বললাম। অন এভারেজ এ হয়তো দেখা যাবে সেটা 60 ও ক্রস করতে পারে। আবার
হুম। হ্যাঁ। হুম, হুম। হুম। আচ্ছা। হুম।
<smacks lips> আমাদের ইনকাম হচ্ছে মানে মোটামুটি আ 40K মানে প্লাস মাইনাস সবকিছু মিলে বা আবার মূল বেতন বা বাসা ভাড়া সবকিছু মিলে 40 প্লাস মাইনাস। তো দেখা যাচ্ছে আমরা সেভিংস থেকে খরচ করছি এতে আসলে আমাদের চাপটা অনেক বেড়ে গিয়েছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের।
আচ্ছা। উম হ্যাঁ আসলে, আ শুনে খুবই খারাপ লাগছে যে একতো আসলে বর্তমানে আ হয়তো যে পরিমাণ আপনাদের হয়তো আয় আসছে, তার চেয়ে আসলে ব্যয়ের পরিমাণটা অনেকটাই বেশি। তো আপনাদের আ এইযে হয়তো আর্থিক স্ট্রেচের মধ্যে আছেন। সেটা কিন্তু আসলেই খুবই আ বর্তমানে হয়তো আপনারা যে জায়গায় আছেন সেটা অনেকটাই একটা স্বাভাবিক বিষয়। তো আমি তারপরেও বলবো যে, আসলে অ্যা আপনি হয়তো আর্থিক স্ট্রেসটা না নিয়ে আ বা তা আসলেও একটা হয়ে গেলেও তো সেখান থেকে আসলে বেরোনোর চেষ্টা করুন। আ হয়তো একটু শ্বাস-প্রশ্বাস ভালো করে নিন। আ সেটা করলে হবে আসলে নিজেকে হয়তো একটু আ ঠান্ডা লাগবে বা হয়তো শীতল অনুভূত হবে আসলে ব্রেইনটা তখন। আ সঠিক কাজ করার অ্যা বা হয়তো আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়তো অ্যা সহায়তা করতে পারে এই ব্যায়ামটা। তো তাছাড়া আসলে বিশ্রাম, ঘুম এগুলো আসলে আপনি সঠিকভাবে নিন এবং আরেকটা প্রশ্ন যদি করি যে আসলে এখন কি আপনারা বা আসলে বা আপনি এমন কিছু করার উদ্যোগ নিয়েছিলেন বা নিয়েছেন কিনা? আ যা হয়তো আপনার আর্থিক এ সহায়তা করবে আপনার পরিবার এবং আপনাদের।
হ্যাঁ। আচ্ছা। আ আসলে আমি তেমনভাবে কোনো উদ্যোগ নেইনি। আমি বিষয়টা নিয়ে ভাবছি যে টাকা-পয়সা হয়তো আ সংকটটা তৈরি হয়েছে। এটা একটা বড় সমস্যা বা আমাদেরকে খুব ভোগাচ্ছে এবং সামনে হয়তো ভোগাবে
হুম। উ হু।
কিন্তু নিজে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ সেভাবে আসলে করা হয়নি। আ এটা আসলে আমাদের আ কারো আসলে করা হয়নি। সেভাবে আমি বা আমার পরিবারের যে যারা সদস্য আছেন তারা আসলে কেউ তো বিষয়টা নিয়ে তেমন ভাবেনি। তো আরেকটা বিষয় আপনি প্রশ্ন করেছিলেন যে আ ব্যায়াম-ট্যায়াম করা নিয়ে হ্যাঁ আমি চেষ্টা করব যে
হুম। হু, হু। হু, হুম। হুম।
নিয়মিত আ ব্যায়াম করার জন্য আপনি বলছিলেন ব্যায়াম করলে হয়তো আমার মানসিক স্বাস্থ্য একটু ভালো হবে। বিশেষ করে শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামগুলো। তো আমি চেষ্টা করব এটা করার জন্য।
হুম। হ্যাঁ আসলে। তো যেহেতু আসলে আপনি আ বা আপনারা আসলে তেমন কোনো উদ্যোগ নেননি। হয়তো আর্থিক আয় বা হয়তো আপনাদের পরিবারে যে হয়তো যে পরিমাণ আয় আসছে সেটাতেও হয়তো একটু হলেও সহায়তা করবে। তো আমি বলব যে আসলে এরকম আ আ একটা উদ্যোগ আসলে নেওয়া দরকার এবং কারণ আ যেহেতু আসলে আপনাদের ব্যয়টা অতিরিক্ত বা আসলে একটু বেশি আপনাদের আয় থেকে তো এটা আসলে আপনি করতে পারেন না। হয়তো সেটা ব্যবসা হতে পারে বা এমন কোনো উদ্যোগ যেটা হয়তো করলে আ আপনি বা আপনার পরিবারের লোকজন যদি আসলে সময় দিয়ে সেখান থেকে আসলে কিছুটা সহায়তা হলেও কিন্তু আপনাদের অনেক উপকার হবে। আ এছাড়া আরেকটা কথা যদি বলি যে অ্যা আপনি যদি বিশেষ করে এ্যাস আর্থিক স্ট্রেসটার জন্য কারণ আ সেটা তো আসলে অনেকটাই কারণ আপনি আরও একটা কথা বললেন যে হয়তো আপনাদের পরিবারে এমনটাই হয়তো আ দিন, দিন ক্ষতি হয়ে যাচ্ছে যে হয়তো আ সমাজে হয়তো জায়গা থাকবে না বা এরকম একটা কথা আসলে আপনি বললেন। তো আমি বলব যে আ এ আপনারা নতুন কিছু করার চেষ্টা করেন যেটা করলে হয়তো আসলে সেই সমস্যাটার সমাধান হবে এবং আরেকটা বিষয় যে আ আপনারা কিন্তু আ সহায়তা নিতে পারেন না। হয়তো অ পরামর্শ নেওয়ার জন্য হলেও কারো কাছে সহায়তা নিতে পারেন যে আসলে আ কি করা যেতে পারে সেটা হতে পারে বিশেষ করে আপনার পরিবারের বা আপনজন আপনাদের আত্মীয়স্বজনদের মধ্যে যে আ কিছু করা যেতে পারে কিনা। তাছাড়া আরেকটা বিষয় যদি বলি যে অ্যা যেহেতু আসলে আপনাদের আর্থিক উপার্জনটা আসলে এখন একটু কমে গিয়েছে বা হচ্ছে আ ব্যয়ের থেকে আয়টা একটু কম হচ্ছে। তো আপনারা ব্যয়ের পরিমাণটা নিয়ে যদি আসলে একটু আ হয়তো একটা রুটিন তৈরি করেন বা একটা বাজেট আসলে তৈরি করে আ যেগুলো হয়তো অতিরিক্ত ব্যয় বা অপ্রয়োজনীয় যেগুলো হয়তো পরে করলে হবে। সেই ব্যয়টা যদি আসলে কমান তখন আ হয়তো অ্যা সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে। তো এভাবে কি কখনো ভেবে দেখেছিলেন কিনা বা আ ব্যয়টা যে একটু কমানো যায় কিনা এটা নিয়ে কখনো ভেবেছিলেন কিনা? আর যদি ভেবে থাকেন তো কর করেছিলেন কিনা বা হয়তো কোনো বাধার মুখে পড়েছিলেন কিনা সেটা একটু জানাবেন।
হুম। আচ্ছা। আসলে আমরা চেষ্টা করছি আমাদের আ অতিরিক্ত যে ব্যয়টা, হ্যাঁ? সেটা কমানোর জন্য। কারণ আ ব্যয় তো এমনিতেই অনেক বেড়ে গেছে। আমাদের সেভিংস থেকে যেহেতু আমরা খরচ করছি, আমরা চেষ্টা করছি মানে আমাদের সামর্থ্যের বাইরে যে বিষয়গুলো আছে, সেগুলো আসলে এড়িয়ে চলার জন্য। আমাদের মানে অত বাজে খরচ যেগুলোকে বলে না? আসলে আজেবাজে কোন খরচ বা অ অপ্রয়োজনীয় খরচ কিছুই আসলে এখন করা হচ্ছে না। তো আমি তাও চেষ্টা করব। আপনি যেহেতু বললেন যে, খরচ কমানোর বিষয়টা একটু বিবেচনা করতে। তো আমি আরেকবার আ বিষয়গুলো নিয়ে চেষ্টা করব যে, যে খরচটা হচ্ছে, সেটা সামনে কি আরো কমানো যায় নাকি? আশা করি আ আমি এটা নিয়ে আরো অ্যাক্টিভলি হয়তো ভেবে আরো আমার খরচ যেটা হয়, সেটা হয়তো কমাতে পারবো। আর আরেকটা পরামর্শ আপনি আগে সুন্দর দিয়েছেন হপ যে, কোন অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং সম্ভব হলে কারো পরামর্শ নেওয়া এ বিষয়ে। তো এটা নিয়ে আসলে আমি আগে ভাবিনি। একবারও ভাবিনি। আমি হয়তো ভাবছি যে হায়, হায় কি করব, কি করা যায়? মানে আ এখন সামনে কি হবে? এগুলো নিয়ে হয়তো খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। কিন্তু বিষয়টা আসলে ঠিক কি ঠিক কী উপায়ে কাটিয়ে ওঠা সম্ভব? সেটা নিয়ে আসলে খুব ভালোভাবে আসলে ভাবতে পারিনি। তো আপনি যেভাবে পরামর্শ দিয়েছেন, আমি অবশ্যই চেষ্টা করব যে, আমার আশেপাশের প্র পাড়াপর্শী হোক বা আমার আত্মীয়স্বজন হোক, কারো সাথে কথা বলে, মানে সহজ যেটা ব্যবসা যেটা করা যায়। যেহেতু আমি ছাত্র, আমার পক্ষে তো আসলে খুব ফুলটাইম বিজনেস করা সম্ভব না। তাও চেষ্টা করব যে, নিজেকেও কোন ব্যবসা করা যায় নাকি? না কেন বা পারিবারিকভাবে পরিবারের মানুষদের সাথে নিয়ে, কোনো পারিবারিক ব্যবসা নতুনভাবে দাঁড় করানো যায় নাকি, এটা নিয়ে অবশ্যই আমি ভাবার চেষ্টা করব। এটা খুব সুন্দর পরামর্শ দিয়েছিলেন আপনি।
হুম, হুম। হুম, হুম। হুম। হুম। হুম। হুম। হুম। হুম। হ্যাঁ। হুম। হুম। হুম। হুম, হুম। হ্যাঁ, আসলেই এবং আপনি যদি সেটা কোন ব্যবসা করতে চান বা হয়তো করার পরিকল্পনা করেন। তো আমি বলব যে, আসলে একটু দীর্ঘ পরিকল্পনা নিয়ে যদি করেন কারণ আ সেটা হয়তো আপনি এখন সময় কম দিতে পারবেন বা হয়তো পরিবারের লোকজন তো আ যখন আসলে আ আপনার হয়তো পড়াশোনা শেষ হবে তো আপনি বা হয়তো এমন কারোর সাহায্যও নিতে পারেন পরিবারের পরে যদি আসলে সেই ব্যবসা প্রতিষ্ঠানে ফুল সময় দিতে লাগে। তো তখন আসলে অ্যা দীর্ঘ পরিকল্পনা একটা থাকলে তো তখন আ সেই সমস্যাটাও কিন্তু অনেকটা সমাধান হয়ে যাবে। আপনি হয়তো পড়াশোনা শেষে কিছু একটা করবেন বা কর আশা করছি করবেন। তো এভাবে করলে আসলে আপনি যে আর্থিক স্ট্রেচ এর মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা সমাধান হয়ে যাবে।
আচ্ছা, আমি চেষ্টা করব আপনি আ এতক্ষণ যে পরামর্শ যেগুলো দিয়েছেন সেগুলো মেনে চলার জন্য। আপনার পরামর্শগুলো খুবই সুন্দর ছিল। আমি এ চেষ্টা করব আমার মানে যতটুকু সামর্থ্যে কুলায় ততটুকু আমার সামর্থ্য অনুযায়ী সবকিছু যথাযথ ভাবে পালন করতে। আশা করি আমার যে বর্তমান সমস্যাগুলো আছে সেটা খুব শীঘ্রই হয়তো কেটে যাবে।
হ্যাঁ, আপনার জন্য শুভকামনা আর্থিক স্ট্রেস টা হয়তো আপনি দূর করে হয়তো নতুন কিছু করতে বা আর্থিক সহায়তা করতে আস